হ্যাঁ, হ্যাঁ। আসলে ওই যে আপনি ম এটা ঠিক বলেছেন। আমাদের আমাদের আসলে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যটা বজায় রাখা উচিত। যে আমাদের আ বাস্তবিক জীবনেও থাকা উচিত। আবার একই সাথে প্রযুক্তির আ প্রযুক্তি তো এমনিতে আমাদের হচ্ছে প্রতি প্রত্যেকদিনকার জীবনে আমরা প্রযুক্তি ছাড়া চলতে পারবো না ঠিক আছে। তবে এই যে যেই, যেই, ব্যাপারগুলোতে হচ্ছে অতিরিক্ত হলে আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা থাকতে পারে যেমন অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের হচ্ছে চোখের ক্ষতি হতে পারে। এ্যাম আ মোবাইল বা কম্পিউটার ব্যবহারের ফলে চোখের ক্ষতি হতে পারে আবার ঠিক এ্যা একইভাবে আমরা হচ্ছে উম শারীরিক অলসতার কারণে শারীরিকভাবে দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। তো এই ব্যাপারগুলোতে আসলে আমাদের ভারসাম্য বজায় রাখা উচিত। যে না আমরা আসলে প্রযুক্তি ব্যবহার করব অবশ্যই করবো। কিন্তু তার সেটার একটা সীমিত আকারে বা আমাদের যতটুকু ব্যবহার করলে আমাদের জন্য ক্ষতি হবে না বা যতটুকু ব্যবহার করলে আমাদের শুধু উপকারের কাজেই আসবে ততটুকু ব্যবহার করতে পারি। আসলে এই ক্ষতির দিকটা আমাদের অবশ্যই, অবশ্যই খেয়াল রাখা উচিত আমার মনে হয়।
হ্যাঁ। জী। জি। জ্বি, জ্বি। জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।